হ্যালো।
হ্যালো, কেমন আছেন?
জ্বি, ভালো আছি। শুভ দুপুর। আপনি কেমন আছেন?
শুভ দুপুর। আমিও বেশ ভালো আছি এবং আ চমৎকার একটি দিন আ কাটাবো, বললাম না। কারণ এখনো পর্যন্ত কাটাচ্ছি। এবং ওয়েদারটা এত ভালো লাগছে, যে আসলেই বেশ মনটাও বেশ ভালো লাগছে এবং ফুরফুরে রাখছে আরকি। আপনার কেমন কাটছে দিন?
আচ্ছা। আচ্ছা। হুম, হুম। জি। উম আমারও আসলে অ্যা আপনার মতনই। আ ওয়েদারটা আসলে খুব সুন্দর, ভালো লাগছে। আ ভাবছি কি? একটু পরে খিচুড়ি রান্না করবো রাতের জন্য, যেহেতু দুপুরেরটা হয়ে গেছে।
হু, হু। আচ্ছা। বাহ! জি, জি।
আসলে বৃষ্টির সাথে কেমন জানি একটু খিচুড়ি, খিচুড়ি না হলে হয় না।
একদম চমৎকার একটি কথা বলেছেন যে, "বৃষ্টির সাথে আসলে অ্যা খিচুড়ি cravings টা অনেক বেশিই হয়।" তো <smacks lips> বসে, বসে বৃষ্টিতে ভাবতে ভাব মানে একটু বৃষ্টি হচ্ছে, আমি একটু ভাবছি। ভাবতে, ভাবতে একটা জিনিস মাথায় আসলো, যে উম আমাদের আশেপাশের অনেক কিছুই কত কিছুই কত অসুন্দর, এবং বৃষ্টির সময় না, আ একটু বেশি বৃষ্টি হলে মানুষ কত সমস্যায় পড়বে, রাস্তায় পানি জমে যাবে। আ এবং আরো বিভিন্ন জায়গায় আ under construction এর কাজ আছে যেখানে
হু, উ। জি। জি। জি। হু, হু। জি।
সেখানে বেশ একটা যাতায়াতের বেশ একটা ভোগান্তি যাবে সাধারণ মানুষের উপর। তো আমার মনে হয় কেন জানি, এই কাজের কন্ট্রাক্ট যারা পান এবং যারা নিয়ন্ত্রণ করেন, তাদের আসলে লোভ এবং অসততা এগুলোর কারণে না আমাদের এই ধরনের ভোগান্তিগুলো হয়ে থাকে আরকি। এরকমটি মনে হচ্ছিল। ভাবছিলাম আরকি এসব বিষয় নিয়ে আরকি।
জি। আ জি। জি। <clears throat> না, আপনি যেটা ভেবেছেন, আসলে সেটা তো অবশ্যই ঠিক। যে আসলে যাদেরকে রাস্তার কাজ দেয়া হয় করার জন্য, উম তারা তো আসলে ঠিকভাবে করে না। এবং আরো একটা কথা যদি আমি বলি যে, "তারা তো আসলে ঠিকভাবে কাজ করে না" এবং তাদেরকে আসলে যারা কাজের দায়িত্ব দেয়, তারা আসলে উম কতটুকু সৎ বলে আপনার মনে হয়? কারণ ধরুন, আমি যখন আমার বাড়ির কোনো কাজ আ বা কিছুর জন্য যখন আসলে উম কোনো মিস্ত্রিকে hire করি, তখন কিন্তু আমি সেটার অবশ্যই তদারকি করি যে, আমি তাকে টাকাটা দিলাম, সেটা আসলে ঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা? আ সেটা আসলে
হু, হু। হু। হু, হু। হ্যাঁ।
কীভাবে বানাচ্ছে? কতটুকু অ সঠিক মালামাল ব্যবহার করছে? আমি কিন্তু নিজে তদারকি করি।
এক্স্যাক্টলি।
এবং রাস্তার কাজের ক্ষেত্রে আমি বলবো যে, এইযে রাস্তার যখন কাজ দেয়া হয়, তখন তো আসলে কোনো নেতা বা কোনো আ উম কারো মাধ্যমেই তো আসে। নেতারাই তো আসলে সেই কাজের কন্ট্রাক্টটি সংসদ থেকে পাশ করায় এবং পরবর্তীতে অ্যা কোনো কন্ট্রাক্টরকে সেই দায়িত্বটি দেয়।
হু, হু। একদম সঠিক বলেছেন। তো এক্ষেত্রে আমাদের দেশে খুব কমন চিত্র এটি যে, আ কোন একটা বাজেট পাস হলো এবং স যার হাত ধরে পাস হলো সেই নেতা একটি বিরাট ভাগ পায়। এবং সেখান থেকে সেটার ভাগ আস্তে, আস্তে, আস্তে, আস্তে একদম root level পর্যন্ত যায়। এবং বাকি যা থাকে বাজেট সেটা দিয়ে আরকি কাজ যতটুকু করা যায় সেটা শুরু হয়। এটা খুব কমন একটি চিত্র আমাদের দেশের বলে আমি মনে করি।
জ্বি। জ্বি, জ্বি। জ্বি। জ্বি। হুম, হুম। কিন্তু আসলে মনে হয় কি জানেন? আমার যেটা মনে হয় যে আসলে, এইযে রাজনীতিতে উম যে বেশিরভাগ মানুষই অসৎ আ সেটা যেমন আমরা উম বলি যে, হ্যাঁ, রাজনীতির নেতারা আসলে কথা দিয়ে কথা রাখে না, প্রতিশ্রুতি রাখে না। আ তারা আসলে যেমনটি ক করবে বলে ক্ষমতায় আসে, তেমন কাজ আসলে করে না। কিন্তু
হু, হু।
একটা বার ভাবুন তো যদি আসলে সে সকল নেতা যদি সৎ হতো এবং তারা যদি তাদের আ যেই ক কথা দিয়ে তারা আসে, প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে, সে ধরনের প্রতিশ্রুতি যদি আসলে তারা রক্ষা করে, তাহলে আসলে আমাদের দেশটি, সমাজটি কেমন হতো?
হুম, হুম। হ্যাঁ, দেখুন দেশ, সমাজ আসলে অনেকটা উন্নত হতো।
<sneezes>
এবং আ সাধারণ মানুষ আসলে বেশ শান্তিতে থাকত। এবং আমি মনে করি যে রাজনীতিতে আসলে সৎ থাকার য যে বিষয়টি। সে চিত্রটি আসলে আমাদের দেশে তো কখনোই দেখা যায়নি।
জি। হু, হু। জি।
এবং পৃথিবীর খুব কম দেশেই আমার মনে হয় যে, এরকম আ সৎ নেতা আসলে আছেন যিনি সততার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
জি। কিন্তু আসলে এটাকে আপনি কী মনে করেন? মানে সৎ নেতা থাকা আসলে কতটা গুরুত্বপূর্ণ? এবং যদি আসলে থাকতো, সেক্ষেত্রে আসলে কেমন এবং কোন, কোন খাতে আম কেমন পরিবর্তন ঘটতো? কিংবা আসলে কোন দেশের বা, সমাজের কি পরিবর্তন আসলে ঘটতো বলে আপনি মনে করেন?
কিন কিন্তু আচ্ছা। প্রথমত আমার যেটা মনে হয় যে, এ এই রাজনৈতিক নেতারা যদি একটু সৎ হতেন, তাহলে <smacks lips> আমাদের পরিবহন খরচটা বেশ কমে যেত। আমার যেটা মনে হয়। কারণ একসময় আমাদের <smacks lips> একটি ছোটখাটো ট্রাকের বিজনেস ছিল। আর আমার বাবার কথা ছিল যে, যদি এই আ রাস্তাঘাটে চাঁদা না দিতে হতো, তাহলে হয়তো সে ৬ টি সোনার চাকা লাগিয়ে ট্রাক চালাইতে পারত। এরকম। তার কথা ছিল আরকি। তার মানে আপনি বুঝে দেখুন যে, এ একটা ট্রাক যখন কোন একটা ট্রিপ নিয়ে যায়। কি পরিমাণ তার আ রোডে চাঁদা দিতে হয়? কি পরিমাণ টাকা? এবং আ যেখানে-সেখানে। আপনি শহরের ভিতরেও খেয়াল করবেন। শহরের ভিতরে তো ৩-৪ জায়গায় দিতেই হয়। আর ট্রাক তো এই প্রান্ত থেকে ও প্রান্ত সবসময় যায়। তো আমার মনে হয় যে এই ট্রাক, বাস এবং গণপরিবহন যা আছে অ্যা বেসরকারি, তাদের সবাইকেই কিন্তু চাঁদা দিতে হয় বিভিন্ন কাজে এবং আ তারা একটি স্লিপও দেয়। কোনো কখনো কোনো কাজে আসে কিনা তা জানি না। এবং আমরা সবাই জানি যে, এটি ফেক।
আন জি। জি। হু, হু। জি। জি। আচ্ছা। জি। হুম। জি। জি। হুম। জি। হুম, হু।
পরন্তু সৎ নেতারা থাকলে যেটা হতো যে, তারা অ্যা সৎ যদি হতেন অবশ্যই তাদের এই চাঁদাবাজির টাকা লাগতো না। এবং আ তারা হচ্ছে এই সমস্ত চাঁদাবাজদের রাখতেনও না। পুষতেন না। আ মেইন কথা যেটা হলো। <scoffs>
জি। জি। এটা অবশ্য ঠিক বলেছেন, খুব সুন্দর বলেছেন। যে আসলে সৎ নেতা থাকলে হয়তো আপনি যেটি তুলে ধরেছেন যে, "রাস্তাঘাটে আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যেত? মানুষের ভোগান্তি আসলে কি করে কমতো?" কিন্তু আমার মনে হয় কি? এই যে শুধু কি যাতায়াত ক্ষেত্রে আসলে অরাজকতা হচ্ছে তেমনটি কিন্তু না।
সব ক্ষেত্রে অরাজকতা হচ্ছে। কিন্তু আমি যাতায়াতটাই আ এগিয়ে ধরছি কারন দেখুন, এই যে নিত্য প্রয়োজনীয় যে সবজির দাম। এই সেটি বাড়ছে। এখন আমাদের দেখতে হবে যে, সবজি আসছে কোথা থেকে? সবজি তো সেই গ্রাম থেকে ট্রাকে করেই আসছে। এখন আসতে, আসতে সে যা ট্রিপের টাকা পেয়েছে, সেই টাকা দেখা যাচ্ছে যে তার আ 30% 40% যদি তার চাদাতেই দিতে হয়, তাহলে তাকে আল্টিমেটলি বেশি দামে বিক্রি করতে হচ্ছেই।
আমাদের হ্যাঁ। জ্বি। জ্বি। হুম। আচ্ছা। জ্বি। এবং এখানেই আসলে গ্রাম থেকে আ আমি বলব যে, কৃষক সেই টাকার লভ্যাংশটি পাচ্ছে না। কিন্তু শহরে এসে সেটার দাম ৩ গুণ আসলে ৪ গুণ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু একই জিনিস আসলে দেখি যে, আ গ্রামে যারা কৃষক হু তারা কিন্তু অ খুবই আ হাই-হুতাশ করছে যে, আসলে তারা তাদের পণ্যের দাম পাচ্ছে না। আ দশ টাকা ৳৫ কেজিতে বিক্রি হচ্ছে। কিন্তু সেই জিনিস কিন্তু আমরা শহরে এসে ৳৪০-য়, ৳৫০-য় কিনে খাচ্ছি।
এবং এখান থেকে একদমই না। এক্সাক্টলি। একদম। একদম, সঠিক বলেছেন আপনি। কারণ এই যে, এই ১ টি বিষয়, এটি আমি আড়তদারদেরও অ্যা একটু দ দোষারোপ করতে চাই। কারণ তারাও কিন্তু দেখছে যে, দেশের যেরকম অসৎ অবস্থা। তো এই অসৎ অবস্থা থেকে তারাও কিছু অসাধু উপায়ে, আরকি এখানে রোজগার করছে। যার ফলে আরকি ভোগান্তি হচ্ছে দেশের সাধারণ মানুষের এবং ইনাদের দেখবেন, অসৎ মানুষ, অসৎ মানুষ সবসময় বন্ধু
জ্বি। হু, হুম। জ্বি। রোজগার করে নিচ্ছে। সাধারণ জনগণের। হ্যাঁ।
কারণ সে সেকে তাকে টাকা দিচ্ছে সেই নেতাকে। তো এখানে আমার মনে হয় সৎ নেতা থাকত, তাহলে বোধহয় বেশ আমরা বেশ শান্তিতেই আসলে আ একটু আ জীবন যাপন করতে পারতাম। একদম, এক্সাক্টলি।
জ্বী, এবং হুম। জীবনযাপন করতে পারতাম। জ্বি। এটি আসলে খুব সুন্দর বলেছেন। আহ এবং আমার মনে হয় সৎ নেতার গুরুত্ব, আসলে আমরা বলে বোঝাতে পারব না। আ কারণ সৎ নেতার উপরেই আসলে আ দেশ গড়ার আ বেশিরভাগ দায়িত্ব আসলে অর্পিত থাকে। তো এইজন্য মনে হয় যে, আসলে যদি সৎ নেতা যদি আসলে আমরা পেতাম, তাহলে আমাদের সাধারণ মানুষের জীবন ধারায় আমার মনে হয় ব্যাপক পরিবর্তন আসত। তার মধ্যে চিকিৎসা ক্ষেত্রে আপনি আ দেখছেন যে আমরা আসলে অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে যে, মেডিকেল গুলোতে অনেকটা মেশিন থাকে না পরীক্ষা করার জন্য এবং
হুম। জী। একদম, একদম। হুম, হুম।
<smacks lips> আরো বিশেষভাবে যদি দেখেন যে, সেখানে আ লাইন ধরে যারা নিচ্ছে তো ভালো কথা। তারা তো টিকেট কাটছে এবং লাইন ছাড়াও ১ শ্রেণীর মানুষ আছে যারা স্টাফ, আ আনসার, উম হাসপাতালের কর্মী বলে আসলে তাদের জন্য আলাদা ১ টা কাউন্টার তৈরি করে রেখেছে এবং তারা, সাধারণ মানুষের কাছ থেকে ৳৫০-র টিকেট, ৳২০০-র বিনিময়ে, এমার্জেন্সি কেটে দিচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে।
একদম। এক্সাক্টলি। সেটাই বলছি যে, সৎ নেতা আসলে আসলে দেখুন এই ধরনের কোনো চিত্রই আমার মনে হয়, কোনো দেশে থাকতে পারে না আসলে। কারণ সকল পর্যায়ের মানুষ তখন আরকি এ সরকারি যে সেবাটা; সে সেবাটা খুব সহজেই নিতে পারত।
তো জি। জি। জি। সহজেই নিতে পারত। কিন্তু আরেকটা জিনিস আপনি আসলে আ উম ভেবেছেন কখনো যে, আসলে সৎ নেতাদের সংখ্যা কিন্তু একেবারেই কমে গেছে এবং তার আরেকটা উম কারণ হতে পারে যে আসলে অসৎ মানুষের ভিড়ে আসলে সৎ থাকাটা কষ্টকর। এটা আপনি আসলে কিভাবে দেখেন?
একদম। জি, জি। আসলেই, এটা আসলে খুব চমৎকার একটি কথা বলেছেন। অ্যা যার কারণ দেশের একটা মানে কথা প্রচলন ঘটে গেছে যে, ভালো মানুষ কখনো রাজনীতিতে
জি।
ও আসলে আমরা আশেপাশে সবাইকে অ্যা যাদেরকে এই ধরনের বড়, বড় পর্যায়ে দেখছি বা যারা একটি অ্যা গোষ্ঠী নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, "তারা সকলেই অসৎ" আমাদের মনের মধ্যে একদম গেঁথে গিয়েছে।
জি। জি। এক্ষেত্রে কিন্তু আমি বলব যে, সৎ হলেও কিন্তু আসলে ওই যে আমার মা আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে যে, "নেতারা আসলে কখনো সৎ হয় না।" সেটা কিন্তু automatically ভালো হওয়ার পরেও কিন্তু চলে আসে যে, আ "কোনো নেতাই আসলে সৎ না।"
একদম, এটা আসলে যে আমাদের এ একটা জায়গায় দেখুন, আমরা বহু বছর ধরে, বছরের পর বছর ধরে দেখে আসছি যে, এরকম একটি জায়গায় হয়ে যাচ্ছে। এবং বেশিরভাগ মানুষই অসৎ, সেখানে একটি-দুটি সৎ মানুষ আসলে নজরে আসা খুব আ কঠিন, একটি চ্যালেঞ্জিং একটি বিষয়, আমি মনে করি, এবং তার টিকে থাকাও বেশ আ দুর্বিষহ হয়ে পড়ে যাবে। কারণ, ধরুন ৫০ টি নেতা চাচ্ছে যে রাস্তায় চাঁদাবাজি হোক, তারা টাকা পাচ্ছে। এবং আ যাদের দিয়ে চাঁদাবাজি করাচ্ছে, আসলে তারাও কিন্তু খুব সহজে কিছু না করেই, আ একটা আয় রোজগারের ব মোটা অংকের টাকা তারা পেয়ে যাচ্ছে। এখন, কোন সৎ নেতা যদি এসে চান যে, আ এই যে চাঁদাবাজি বন্ধ হোক, তাহলে যারা চাঁদাবাজি করছে আসলে, তাদের সংখ্যাও তো কম নাই, পুরা বাংলাদেশে।
জি। হুম। জি। জি। জি। হুম। জি। জি। জি, আপনি একদম ঠিক বলেছেন।
তারা সবাই মিলে কিন্তু চাইবে না যে, এই নেতাটি থাকুক এবং পরবর্তীতে হয়তো দেখা যাবে সেই নেতাটি আর নেই। এইরকম আরকি।
জি। এমনটি কিন্তু আমি বলবো যে আসলে হচ্ছে সৎ মানুষের ক্ষেত্রে, এবং আমি যদি বলি যে ধরুন আ ভোটের কথা যদি আসলে বলি, তখন যেটা হয় যে, আ ভোটের আগে আ দেখবেন আ অনেক অঞ্চলে আসলে অ ভোট ক্রয় বিক্রয় হয়। তো একজন সৎ মানুষ সে কিন্তু, কখনোই চাইবে না যে, আমি আমার সততার বাইরে গিয়ে, আমি ক্রয়কৃত ভোটে আসলে জয়লাভ করি।
একদম। এক্সাক্টলি!
তো, সেই মানুষটি কিন্তু আসলে নির্বাচিতই হচ্ছে না। ১ম এই কিন্তু থেমে যাচ্ছে, দেখা যায়।
হ্যাঁ ১ম এই থেমে যাচ্ছে এবং আমি বলবো কি যে সমাজেও যে সৎ মানুষ যারা আছেন না ইনারা কোনো ঝামেলায় যেতে চান না কখনো।
জি। জি। একদম ঠিক বলেছেন। আসলে আমরা কিন্তু দেখবেন আমাদের চারপাশে তাকালে কিন্তু আমরা আসলে আ সৎ মানুষ কিংবা সৎ নেতা যে দেখতে পাই না তা কিন্তু না। আমরা কিন্তু আসলে সৎ মানুষের কার্যাবলী, তার কথাবার্তা, তার আচরণ মানুষের প্রতি তার আ ভালোবাসা দেখে কিন্তু আমরা চিহ্নিত কর করতে পারি এবং তার সৎ বিচারের মাধ্যমে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি যে মানুষটি আসলে সৎ কি কিনা অসৎ। তাই তো?
হুম। না। একদম। আ সঠিক বলেছেন এবং আ সৎ নেতাদের আরো একটি চিহ্নিত করার আ বিষয় হচ্ছে যে তাদের দেখা যাবে তারা হয়তো কখনো নেতা হয়েছিল। কিন্তু দেখা যাবে যে তাদের সে ধরনের কোন সম্পত্তি নেই, তারা দলবল নিয়ে চলছে না, তাদের সেরকম দামি কোন গাড়ি নেই, তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়ছে না জাস্ট লাইক সাধারণ একটি মানুষের মতো তারা জীবন যাপন করছে আসলে। এটাই আমার মনে হয় যে সৎ নেতাদের একটা আ চিহ্নিত করার উপায় এবং সাধারণ মানুষের উচিত আসলে এ ধরনের মানুষকে এ সামনে নিয়ে আসা। কারণ কোনো একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে আসলে সৎ একটি লিডারের কোন আ আরকি গুরুত্ব অ অপরিসীম এবং বিকল্প নেই আসলে।
জি। জি। জি। সাধারণ মানুষের মতো। চিহ্নিত করার বৈশিষ্ট্য। জি। বিকল্প আসলে নেই। জি। আমিও আপনার কথার সাথে আসলে একমত এবং আপনি খুব সুন্দর একটি কথা বললেন এটা কিন্তু আমিও আসলে মাঝে মধ্যে ভাবি। যে ধরুন আমি আমার এলাকায় উম এমন একটা নেতাকে দেখেছি যেই নেতা একদমই নিম্নবৃত্ত পরিবারের। তার পরিবার আসলে কিছু ছিল না। তার শিক্ষাগত যোগ্যতা নেই। আ সে আসলে ছিল প্রতিদিন খেটে খাওয়া মানুষ সে সে আ আজকে। আ আয়া যদি আজকে রোজগার করে তা উম তার পরিবার চলবে। সেই নেতাকে আমি আ হঠাৎ করে আ জানতে পারি যে সে নেতা হয়েছে এবং খুব ভালো একটি পজিশন এ আছে এবং তার গাড়ি আছে। আ সে ফ্লাট কিনেছে।
জি। জি। আচ্ছা, আচ্ছা।
এবং আ তার অ অনেক আসলে আ ভালো টাকা পয়সা হয়েছে। তো আমি আসলে চিন্তা করলাম যে একজনের নেতার আসলে বেতন কত হতে পারে? তো তারপর যখন আমি শুনলাম যে এত টাকা, তখন আমি আসলে সি হিসাব করলাম যে এগুলো আসলে একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে রোজগার খেটে খাওয়া মানুষের পক্ষে তো আসলে উম কখনোই সম্ভব না। এই পরিমাণ টাকা দিয়ে যে আ সে আসলে ফ্ল্যাট কিনে ফেলবে, গাড়ি কিনে ফেলবে, বে একটা লাক্সারিয়াস লাইফ লিড করবে। তো আসলেই আমার মনে হয় যে আসলে নেতাটি সৎ কিনা সেটা কিন্তু তার জীবনযাত্রার মান, আ তার আ সম্পদ, এ সকল বিষয় যদি আসলে আমরা দেখি, <smacks lips> তাহলে আসলেই আ আমরা ধারণা করতে পারব যে আসলে নেতা সৎ কি অসৎ।
চিন্তা করো। না। একদম, একদম। একদম সঠিক কথা বলেছেন আপনি যে, "আ জীবন যাত্রার যে ধারাটি এবং যে তারা যে কোন মানে তাদের জীবনটি চালাচ্ছে বা, নিয়ন্ত্রণ করছে, সেটা দেখে কিন্তু আসলে বোঝা যায় যে একজন নেতা আসলে কতটুকু সৎ।" তো আপনার সাথে আপনার সাথে কথা বলে এই বিষয়ে ভীষণ ভালো লাগলো। আসলে এই বিষয়ে তো খুব একটা আলোচনা করা হয় না। তো আপনার সাথে হ্যাঁ।
জ্বি। জ্বি। আপনি আসলে ঠিক বলেছেন। আন জ্বি। হুম। আমার মনে হয় কি এটা আলোচনা আসলে করা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবার মধ্যে আসলে আলোচনা হওয়া উচিত। যাতে আমরা একটু উ সচেতন হতে পারি।
দম আসলে সঠিক বলেছেন আপনি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম বিষয়টি তুলে ধরার জন্য। নিশ্চয়ই আপনার সাথে পরবর্তীতে আবার আপনি ভালো থাকবেন।
জ্বি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।